হুম, আসলে যখন এরকম আমি যখন দেখেছি যে, আম আমার ক্ষেত্রে বিশেষ করে অ্যা মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো আসলে বোঝার সময় বা প্রোগ্রামিং জাতীয় যেকোনো জটিলতায় পড়লে আমি বেশিরভাগ সময় দেখেছি যে, এরকম যখন ঝামেলা হয় তখন বারবার আসলে মানে মাথা খাটিয়েও দেখা যায় যে, সমাধান হয় না। অথচ কিছুটা ছোট্ট বিরতি নিতে গেলে দেখা যাচ্ছে যে, আমি চা খাওয়ার জন্য বিরতি নিয়েছি। চা খাচ্ছি, ওই সময়টাতে দেখা যাচ্ছে যে, আমার কাছে মনে হচ্ছে যে, আচ্ছা এই জিনিসটাকে হয়তো এভাবে করে দেখলে হয়তো হতেও পারে। হ্যাঁ। অ্যা তো তাৎক্ষণিকভাবে হয়তো তখন দেখা গেছে যে, আবার চা টা নিয়ে আবার উপরে আসি। অ্যা মানে ডেস্কটপের সামনে বসি বসে আবার হয়তো কোডটাকে নতুনভাবে টাইপ করার যেটার পরিকল্পনা করলাম সেভাবে করে দেখি। তখন দেখি যে, আবার কেমন যেন হয়ে যায়, হ্যাঁ। তো সেটা বেশ ভালো একটা অনুভূতি। হ্যাঁ, এরকম প্রায়ই হয়। <chuckles> তো মাঝে, মাঝে, ছোট্ট হ্যাঁ, একদমই ঠিক। মাঝে, মাঝে, এরকম ছোট্ট বিরতি আমি দেখেছি যে, বেশ কাজে দেয়।
হু, হুম। হুম। সমাধান হচ্ছে না। হুম। উমম। হুম। আচ্ছা। হুম, হুম। মিলে যাচ্ছে। হ্যাঁ। <chuckles> সত্যি দারুণ একটা ব্যাপার কিন্তু। হু, হুম। বাহ! সত্যি আসলে এই চমৎকার একটা ব্যাপার কারণ এই ছোট, ছোট, আও যে, বিরতিগুলো এতে কিন্তু বেশ দারুণই কাজের যেমটা আসলে আপনি বললেন। কারণ আ যখন চা বা কফি খাওয়া হয় বা একটুখানি আ ব্যস্ততার ভিতর যখন একটুখানি বিরতি নেওয়া হয় তখন কিন্তু দেখা যাচ্ছে যে, ওই সময়ের জন্য মানসিকভাবে আ খানিকটা রিফ্রেশমেন্ট চলে আসে। তো তার পরবর্তী সময়ে কিন্তু দেখা যাচ্ছে কাজে ফিরলে একটা আলাদা উদ্যম চলে আসে। যেমনটা আপনি আসলে বলছিলেন যে, আপনার হয়তোবা ওই চা কফি খাওয়ার সময় বসে থাকতে, থাকতেই, আ ওই যে, যে, ঝামেলার যে, ব্যাপারটা সেটা হয়তোবা মাথার ভিতরে চলে আসে। মানে ও স মানে সমাধানটা চলে আসে। সত্যি এটা কিন্তু বেশ দারুণ একটা বিষয়। আ এরকম আসলে হলে কিন্তু বেশ ভালোই হয় দেখুন তাহলে কিন্তু কাজে <chuckles> কাজের প্রতি যে, একটা অনিচ্ছা তৈরি হয়, একঘেয়ামি তৈরি হয় সেটাও খানিকটা কাটিয়ে ওঠা যায়। আবার দেখা যাচ্ছে যে, কাজটাও আসলে সম্পূর্ণ হয়ে যায়। তো এখানে দেখা যাচ্ছে যে, এই যে, ছোট মানে বড়, বড়, যে, আ লক্ষ্যগুলো এগুলো আসলে পূরণ করতে কিন্তু অনেক সময় এরকম হয় যে, আ নিজেকে অনেক ক্লান্ত লাগে বা একটুখানি হাঁপিয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়। তো সেই সময় <snorts> দেখা যাচ্ছে কাঁধে হয়তো বা দায়িত্ব থাকে বা সংসারে একটা
একদমই ঠিক। একদমই ঠিক। সমাধানের ব্যাপারটা একদমই তাই। <chuckles> ঠিকই বলেছেন।

আপনাকে কতখানিক আ মানে আ ভেঙে ফেলছিল? যদি একটু বলতেন।
হুম, আসলে এ দেখুন আসলে কাজের মধ্যে বাঁধা আসবেই। এই ব্যাপারটা কিন্তু আগে থেকেই আমি জানতাম, হ্যাঁ। কারণ এইটা আসলে প্রথম কাজ নয়, এর আগেও জ বিভিন্ন কাজ করেছি, তখন কিন্তু বাধা এসেছে। তো বাধার ব্যাপারটা আমার জানাই ছিল। হ্যাঁ, তো যে এটা আসবে। তবে <chuckles>
হুম, হুম, হুম। আচ্ছা, বাহ! সত্যি, এটা দারুণ লেগেছে যে, বাজার ব্যাপারটা আপনি আগে থেকেই সচেতন ছিলেন। আচ্ছা তারপর?
একদমই ঠিক। তো, তারপরে যখন বাধা যখন আসলো সেই বাধাগুলো আসলে আমি লক্ষ্য করলাম যে, আসলে কোন ধরনের সমস্যাগুলো হচ্ছে? এখানে আসলে সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছিল যে, নতুন টপিক যখন আসলে পড়া শুরু করতাম সেটা আসলে বুঝতে পারতাম না, হ্যাঁ। উম দেখা যেত যে, প্রথম কিছুক্ষণ আসলে এটা জটিল লাগতো হ্যাঁ, বা ১ম দিনটা হয়তো এটা মাথায় ঢুকছে না। তো সেই ক্ষেত্রে আসলে যখন এরকম হতো যে, না মানে ধরুন আমি বারবার চেষ্টা করেই যাচ্ছি করেই যাচ্ছি, কিন্তু আমি কোনভাবেই মাথায় ঢোকাতে পারছি না, হ্যা। অ্যা তখন আমি কি একটা জিনিস করতাম যে, আমি সামান্য সময়ের একটু বিরতি নিতাম, হুম। অ্যা সেটা দেখা গেছে যে, হয়তো ১-২ ঘন্টা হতে পারে, হ্যাঁ, বা আর একটু কিছু হতে পারে। মানে মোট কথা হচ্ছে হলো যে, একটা ছোটখাটো একটা বিরতি নেয়া লাগে, আমার ক্ষেত্রে আসলে এটা কাজ করেছে, হ্যাঁ।
আচ্ছা। হুম, হুম। হুম, হুম। আচ্ছা। হুম। বিরতি, না এটা কিন্তু দারুণ একটা ব্যাপার যে, অ্যা বিরতির ব্যাপারটা কিন্তু সত্যিই দারুণ। বিরতি নিলে অ্যা দেখা যাচ্ছে খানিক সময়ের জন্য ওই যে, যে একটা মানসিক চাপের তৈরি হয়, একটা কাজ খানিকটা সময় করতে, করতে। তো সেই যে, যে ব্যাপারটা সেটা কিন্তু বিরতির সময় মাথাটাকে ঠান্ডা করে। তো একটা জিনিস জানতে ইচ্ছে হচ্ছে যে, এই যে, যে বিরতি নিতেন এই সময়টাতে দেখা যায় অনেকেই কিন্তু উম চা বা কফি আ খেয়ে থাকেন, অথবা আ অনেকে দেখা যাচ্ছে যে ছোট্ট করে একটুখানি পাওয়ার ন্যাপ নিয়ে থাকেন। তো আপনার ক্ষেত্রে অ্যা কোনগুলো করতেন বিরতির সময়টাতে?
একদমই ঠিক। হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, একদমই ঠিক। <chuckles> আমার ক্ষেত্রে আসলে পাওয়ার ন্যাপ নেওয়ার সুযোগ আসলে নেই, কারণ আমি পাওয়ার ন্যাপ নিতে পারি না, হ্যাঁ। আমি পাওয়ার ন্যাপ নিতে গেলে আমার ফুলন্যাপ হয়ে যায়। তো সেই কারণে <chuckles> আমাকে যেটা করতে হয় ওই, যে চা-কফি আমার অনেক পছন্দের খাবার, মানে বিশেষ করে চা। তো আমি নিজের হাতে চা বানাই, অন্যের হাতের চা বেশি মজা পাই না। নিজে চা বানিয়ে তারপরে আমি খাই।
ও আচ্ছা, আচ্ছা। <laughs> বাহ! হুম, হুম। ওফ, এটা তো বেশ! <chuckles> না এটা কিন্তু বেশ অন্যরকম একটা ব্যাপার যে্মন টা বললেন যে, নিজের হাতে চা বানিয়ে খেতে বেশি পছন্দ করেন। হ্যাঁ অনেকের অ্যা কিন্তু একটুখানি খুঁতখুঁতনি থাকে সবার মানে আ ভালো লাগে না। দেখা যাচ্ছে যে আ যেমনটা আমার হয় আমার কিন্তু আ নিজের জামাকাপড় ধোয়ার জন্য কিন্তু আসলে আ বাড়ি থেকে কেউ যদি করে দেয়, এই ব্যাপারটা কিন্তু আসলে ভালো লাগে না। নিজের কাজগুলো নিজের করে দিতে আ করতে কিন্তু বেশি স্বাচ্ছন্দ্য বোধ হয়, সত্যি। <chuckles> অ্যা তো আপনার যেমনটা বলছিলেন শুনে আসলে মনে পড়ে গেল সত্যি। এটা কিন্তু অনেকের হয়ে থাকে যে, নিজের কাজগুলো আসলে নিজে করতে ভালো লাগে। আ তো আসলে এই যে, যে ছোট, ছোট পদক্ষেপগুলো নিয়ে থাকেন, এগুলোতে আসলে মনে হয় যে, এই যে পাওয়ার ন্যাপ বলুন বা পাওয়ার ন্যাপ তো আসলে নিচ্ছেন না, সরি। তো এই যে, যে আ ক চা-কফি খাওয়ার যে ব্যাপারটা, এটা তো তাহলে এটার পরে অবশ্য কাজের ক্ষেত্রে যখন আসলে ফেরত তো কত খ কতখানিক আসলে আ নিজেকে আ উজ্জীবিত মনে হয় বা নিজেকে আ ফ্রেশ লাগে?
<chuckles> একদমই ঠিক। <laughs> বাহ! বেশ চমৎকার একটা অভ্যাস আপনার। <chuckles> একদমই ঠিক।